দেখুন এই ক্ষেত্রে ওই যে সাহায্য চাওয়ার কথাটা যদি বলেন তাহলে দেখা যায় যে, অনেক ক্ষেত্রে তারা পেরে ওঠে না। হ্যাঁ? না পেরে ওঠার কারণে হয়তোবা আশেপাশের কর্মীর থেকে তারা একটু নিজেদেরকে মনে করে যে, একটু তারা হয়তোবা ডাউনগ্রেডেড ফিল করে অথবা তারা একটু নির্যাতিত মনে করে নিজেদেরকে। তো তখন যখন তারা এই বিষয়গুলো শেয়ার করে তখন আমি তাদেরকে প্রথমেই হয়তোবা যে কথাটা বলার চেষ্টা করি যে, সহকর্মীরা কিন্তু আমাদের জীবনের একটা পার্ট। কারণ আপনি একটা অফিসে যখন ঢুকছেন, তখন মোটামুটি ৯-১০ ঘণ্টা আপনি সেখানে থাকবেন। তাদের সাথে মিলেমিশেই আপনাকে আসলে কাজ করতে হবে। সবাই তো আসলে আপনার মা, বাবা, ভাই, বোন না। সবাই আপনাকে কেয়ার করবে ব্যাপারটা তা না। হ্যাঁ? সবাই একটু প্রতিযোগিতামূলকভাবে দেখার চেষ্টা করবে। সবারও জীবনে কিছু ব্যস্ততা রয়েছে, প্রার প্রায়োরিটি আছে। আপনি যে সমস্যাটা নিয়ে তখন গেছেন, সেই বিষয়টা নিয়ে তার ম মেজাজ হয়তো কোনো পারিবারিক কারণে খুব তিরিক্ষি হয়ে আছে। তো তখন কিন্তু আপনাকে উনি সাহায্য করতে চাইবেন না, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো আমি তাদেরকে সবসময় একটা যে কথাটা আসলে বলে শুরু করে কথ কথা বলি, যেটা হচ্ছে লে খুব ইতিবাচক একটা নিজস্ব মন-মানসিকতা গড়ে তোলা। কারণ আপনি যদি আসলে কারো ব্যাপারে ইতিবাচক থাকতে পারেন, তখন দেখবেন যে, আপনি আপনার পরিবেশটাকেও ইতিবাচকভাবে গড়ে উঠবার জন্য আপনি সাহায্য করতে পারছেন। তো সেক্ষেত্রে আমি ইতিবাচক প্রথম কথা হচ্ছে গিয়ে আমার ইতিবাচক থাক থাকতে পারাটা। ২য় কথাটা হচ্ছে গিয়ে, যে আপনার যদি উনার কাছ থেকে সাহায্যটা পা পেতে চান, তা কতটুকু সেই ক জিনিসটা আসলে জরুরি। যদি মনে হয় যে, এই অফিসে একমাত্র উনিই ওই কাজটা দিয়ে আপনাকে সাহায্য করতে পারেন, তাহলে কিন্তু তার সাথে আসলে আষ্টেপৃষ্ঠেই আপনাকে লেগে থাকতে হবে। কেননা ওই কাজটা আপনি ছা উনি ছাড়া আসলে অন্য কেউ আর করে দিতে পারবে না। যেহেতু করে দিতে পারবেন না, এখন ওনার খারাপ ব্যবহারও যদি উনি করে থাকেন, তাহলেও কিন্তু উনাকে হাসিমুখে আসলে ওই খারাপ ব্যবহারের রিটার্নটা দিতে হবে। হাসি মুখে আপনি যতক্ষণ কথা বলতে পারবেন, কতক্ষণ উনি আসার আপনাকে দূর, দূর করবেন, নেগেটিভ বিহেভিয়ার দেখাবেন। যখন মনি বুঝবে যে আপনি প্রফেশনাল কারণেই তার সাথে ঐরকম করে আসলে ব্যব ব্যবহারটা করছেন। আপনি লেগে আছেন তার সাথে, তখন কিন্তু উনিও রেসপনসিবিলিটিসটা ফিল করবেন। তো ফিল করানোর দায়িত্বটা না, এই দায়িত্বটা আমার। আমরা যদি নিজেদের মধ্যে থেকে নিয়ে নেই তাহলে কিন্তু দেখবেন আশেপাশের পরিবেশটা অনেকখানি ইতিবাচক হয়ে গেছে।
হুম, হুম। হুম। হুম। একদম। হম। এক্সাক্টলি। হুম, হুম। জ্বি, জ্বি। হুঁ। হুম, হুম। জ্বী, জ্বী। হ্যাঁ। একদম। হ্যাঁ আসলে। মানে আদায় করার জন্য আসলে, হ্যাঁ। হু, হু। হুম। জ্বী। হু, হু। হুম।